হুম, হুম, হুম, হুম না সেটা হয়তোবা আপনারা ব্যবহার কো আপনারা অ্যা ফলো করছেন সেই রুলসটা আপনাদের ফ্যামিলি রুলস যেটা আপনারা বানিয়ে নিয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে আজকাল যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে এত ডিপেন্ডেন্সি থাকার কারণে মানুষের মধ্যে আসলে মানুষের যে, বাস্তবিক যে সম্পর্কগুলো সেগুলো আসলে বেশ খানিকটা নড়বড়ে হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু সমাধান বা আত্মনিয়ন্ত্রণের দিকে একটু চোখ রাখতে চাই, তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে, নিজের ফোন বা এই যে বারবার চেক করার যেই ব্যাপারটা সেটা এই ব্যবহারটাকে নিয়ন্ত্রণে রাখতে সবচাইতে কার্যকর পদ্ধতি কী হতে পারে?
জি। উম প্রথমত এখন কিন্তু অনেক অ্যাপ আছে বা এখন কিন্তু আপনি উ খুব সহজেই কিন্তু অ্যাপে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন স্ক্রিন লিমিট চ্যা টাইম যেটাকে বলে, তো এতে হবে কি আ যে আপনি যেই আ ১ম এ দেখবেন যে আপনি সবচেয়ে বেশি কোন অ্যাপে সময় আ ব্যয় করছেন বা সময় নষ্ট হচ্ছে তো, আপনি ওই অ্যাপে একটা সময়ের লিমিট দিয়ে দিলেন যে এই সময়ের যেরকম ধরে, ন ৪০ মিনিট থেকে ৪০ মিনিট দিয়ে দিলেন বা ১ ঘণ্টা দিয়ে দিলেন। এই সময়ের পরে কিন্তু ওইটা অটোমেটিক লক হয়ে যাবে। আপনি কিন্তু পরে ওই দিন আর এই এ্যাপটা ব্যবহার করতে পারবেন না। তো এই জিনিসটা আমি মনে করি আ একটা ভালো জিনিস তার সাথে, সাথে আমি মনে করি যে ইন্টারনেট যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু অ্যা কোনভাবেই কিন্তু আপনি মানে ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু আ মানে অযোগ্য হয়ে যাবে।
উহু। হু, হু। উম বাহ চমৎকার! আর কাজ করবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেও কানেকশনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
জি, এটাও কিন্তু আপনি করতে পারেন। তাহলেও কিন্তু এই যে ফোন বারবার চেক করতে হবে না।
বাহ চমৎকার! মানে আপনি যে পদ্ধতিগুলোর কথা বললেন, যে সেখানে আসলে ব্যা একটা ব্যাপার চলে আসে যে আত্মনিয়ন্ত্রণটা বাড়ানো যে আপনি ইম মানে digital detox ফলো করেন অথবা অ্যাপস দিয়ে আপনি নোটিফিকেশন বন্ধ করেন ultimately তো আপনি আপনার ফোনের টাই করছেন। তারপর নিজস্ব আবার নতুন করে চালু করার সেই সুযোগটা আসলে থেকেই যায়। তো আপনার কাছে কি মনে হয় যে কিভাবে আসলে এই যে নিজের এই আত্মনিয়ন্ত্রণ শক্তিটা আসলে বাড়ানো যেতে পারে। যেন আমরা এই যে screen time ফোন বা ইমেইল এইসব চেক করা গুলো আসলে কমে যেতে পারে।